বেশ, বেশ প্রভাব ফেলে।
আচ্ছা সেটা ঠিক কেমন?
এরপর তো সো হ্যাঁ, সেটা হচ্ছে যে, অ্যা আসলে আমার কথাই তো আমি বলবো সবার উপরে সেটা হচ্ছে, যে আমার যেটা হয় অ্যা সেটা হচ্ছে যে, সারাদিন বিভিন্ন টাইপের কাজের সে শেষে, <smacks lips> ঘরের বাইরের সব আ যখন শুতে যাই, ঘুমের উদ্দেশ্যে, বিছানায় যাই, তখনই কেনো জানি মনে হয় যে একটু ফোনটা দেখি। কিছুক্ষণ না ৫ মিনিট। এই ৫ মিনিট, ঘণ্টা পার হয়ে যায় এবং তার পরে আর ঘুম আসতে থাকে না। হ্যাঁ, এটা অ্যা
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হুম, হুম, আচ্ছা। আচ্ছা। <chuckles> হ্যাঁ, এটা কিন্তু ঠিক। না এটা কিন্তু আ এটা ব্যাপার যে, আসলে কিন্তু আপনি যেভাবে বলছিলেন যে আপনি কিন্তু রাতে ঘুমানোর উদ্দেশ্যেই যান, তো সেক্ষেত্রে আপনি ভাবেন যে হ্যাঁ একটু ৫টা মিনিট ফোনটা চালিয়ে নিই। তো সেক্ষেত্রে আসলে কখন যে সময় পার হয়ে যায়, এটা কিন্তু আসলে টের পাওয়াটা বেশ মুশকিল বলা যেতেই পারে। তো শুরুতেই জানতে চাই আপনি কি আসলে ভালো ঘুমান কিনা?
জ্বি। হুম, হু। <chuckles> একদম। হুম, হু। আসলে ভালো ঘুম হয় না।
দুঃখজনক বেশ।
একেবারেই সত্যি কথা। হ্যাঁ, আমার ঘুমের খুব সমস্যা, খুবই। আবার জ্বি। এটা ঠিক কেনো এটাও বলা মুশকিল। অ বোধহয় থাকে অনেকের কোনো শারীরিক কারণ হতে পারে, বয়স হতে পারে, দুশ্চিন্তা হতে পারে। একই সাথেই অ্যা আমার কাছে মনে হয় নিজের পক্ষে জু যুক্তিটা দাঁড় করায় সেটা হচ্ছে ঘুম আসছে না তাই ফোন দেখছি। <chuckles> হুম, আম উ
আচ্ছা, এইটা ঠিক কেনো? উ আচ্ছা, আচ্ছা। না, সেটা হতেই পারে। <chuckles> না, এইটা ভালো বলা যেতে পারে। কারন সবসময় তো আসলে সবকিছু নিজের মত হবে ব্যাপারটা এমনও নয়। তো এটা আসলে বয়সের জন্যও হতে পারে বা দুশ্চিন্তাও হতে পারে বা অ্যা হতে পারে যেকোনো কিছু যেটা আসলে খারাপ লাগা, তো সেক্ষেত্রে আসলে ফোনটা চালানো হয়। আপনি যেটা বলছিলেন তো টেকনোলজির যেমন ফোন, ল্যাপটপ, টিভি এটার সঙ্গে আসলে আপনার দৈনন্দিন সম্পর্কটা কেমন?
এমন অ সেটাই। হুম, হু। হুম, হুম।